আচ্ছা, আচ্ছা।
কম্পিউটার বা A-AI বলা যায় আরকি Artificial Intelligence এর যে, বেসিক জায়গাটা। ঐটা হচ্ছে এলান টিউরিং ছিল একজন আ খুব সম্ভবত ব্রিটিশ Scientist ছিল
আচ্ছা।
আ তার লাইফ এর উপর আ মেইনলি নির্মিত আরকি। তো দেখা যায় যে, সে আসলে মানে খুব বেশি মানুষের সাথে মিশতে পারতো না বা তার অনেক-অনেক সীমাবদ্ধতা ছিল। সে গেয়েছিল আরকি তখন এটা নিয়ে তার অনেক প্রবলেম প্রবলেম ফেস করতেছে তৎকালীন সমাজে। কিন্তু সে খুবই ব্রিলিয়ান্ট ছিল খুবই ব্রিলিয়ান্ট ছিল। একা, একা নিজে, নিজে টুকটাকি সেই কাজ টাজ করত এবং সে একটা Device Develop করে আরকি অনেক সময় নিয়ে। একটা মেশিন Develop করে যেটা হচ্ছে Automation এর কাজটা করতে পারে।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা বুঝতে পেরেছি। না আমার ক্ষেত্রে যদি আপনি যদি
তো হ্যাঁ। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে, না, না ভাই এটার Main Impact যেটা হয়েছিল শুধুমাত্র সে যে, ডিভাইসটা বানাইছে এই ডিভাইসটার জন্য আ World war II খুব সম্ভবত সে
আচ্ছা। আচ্ছা। আচ্ছা।
৪০ লাখ না ৫০ লাখ এমনটা অংশ ঠিক খেয়াল নাই। এতগুলা মানুষের লাইফ সে সেভ করতে পারছিল শুধু এই ডিভাইসটা বানানোর জন্য।
আচ্ছা। আচ্ছা, খুবই সুন্দর। আমি আসলে
তো এটা আসলে খুবই Impactful যে, আসলে কোন ডিভাইস বা কোন কিছু যদি এরকম করা যায় যেটা আসলে একটা Huge মানে মানবতার স্বার্থে কখনো কাজে লাগে বা মানুষের উপকারে কাজে লাগে সেটা আসলে খুবই ফ্রুটফুল বা কোন কিছু হবে আরকি এরকম মনে হয় আমার কাছে। আপনার কি এরকম কোনো মুভি আছে?
অবশ্যই। অবশ্যই আমি না আসলে এ ধরনের। আমার যদি বলেন আমি আসলে Netflix এ দেখছিলাম হচ্ছে এলন মাস্ক এর একটা ডকুমেন্টারি দেখেছিলাম। সেটা হচ্ছে আচ্ছা ফেলকন যেটা বানিয়েছিল আরকি রকেট যেটা যে, রকেটটা হচ্ছে ৭ বার নাকি ৮ বার Fail করেছিল যে, পৃথিবীতে আনার জন্য ওই রকেটটাকে। মনে হয় ৯ বারের দিকে সেই রকেটটাকে সে কিন্তু আসলে আনতে পেরেছিল আরকি যে, আগে তো রকেট
আচ্ছা। হ্যাঁ, হুম। হুম, হু. সে successfully Land করাইতে পারছিল হ্যাঁ, ল্যান্ড করাইতে পারছিল।
হ্যাঁ, Successful ওই-ওই ডকুমেন্টটা দেখে একটা জিনিস শিখেছি। failure হলে সময failure হলে যে, মানুষ আসলে ভেঙে পড়ে এটা না ওর কিন্তু Already অনেক টাকা লস হয়ে গিয়েছিল তারপরে সে কিন্তু Success।
অনেক টাকা লস করছিল হ্যাঁ, ঠিক আছে ভাই, এই মুভিটা আমি দেখার চেষ্টা করব ডকুমেন্টারিটা। Thank You ভালো লাগলো কথা বলে আপনার সাথে।
যাই হোক, অবশ্যই। অবশ্যই।